হুম।
ওইগুলো কেনন কেনো জানিনা আমাকে আ তেমন বেশি আকৃষ্ট করতো না।
খুব বেশি টানতো না। উ হু।
উম না, না। কিন্তু আসলে মজার ব্যাপারটা ঘ ঘটলো কখন, যখন আসলে আমি ওই আ পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাই। ওই সময়টাতে আ ঢাকাতে গিয়ে যখন আসলে ম্যাসে থাকি, তখন ওখানে তো ওরকমভাবে আ রান্না করে দেওয়ার মতো আসলে কোনো লোক ছিল না। আমা আমরা নিজেরাই গ্রুপ করে রান্না করতাম। এখন দেখা যেত একেক দিন একেকজনের রান্না পড়তো। তো এখানেই আসলে সূত্রপাত।
আচ্ছা। আচ্ছা। চমৎকার। হুম, হু। মানে সবাইকে আসলে দায়িত্ব নিয়েই আসলে রান্নাটা করতে হয়। একেক দিন একেক জনের একটা শিডিউলের মধ্যে চলে এবং তখনই বাধ্য হলেন আসলে আপনি রান্না শেখার জন্য।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এখানেই আসলে রান্না শেখার সূত্রপাত ঘটে। কারণ বাড়িতে সবাই খুব ভালো রান্না করে। মা বলুন, ভাই বলুন, বাবা বলুন, সবাই খুব ভালো রান্না করে। তো আ দেখা গিয়েছে ওখানে যাওয়ার পরে আমিই একমাত্র ব্যক্তি ছিলাম যে হচ্ছে বাড়িতে রান্না-টান্না করতাম না কখনোই। রান্নাঘরের কাছেই যেতাম না। তো তো ওখানে যাওয়ার পরে কী হলো, ওখানে তো আসলে বাধ্য হয়ে রান্না করা শুরু করতে হলো। তো তখন আস্তে, আস্তে, আস্তে, আস্তে করে রান্নার আসলে হাতেখড়ি। কিন্তু দেখা গিয়েছে যে একটা সময়ের পর যতই রান্না করছিলাম, রান্নার যে আ গুণগত মান এটা
হুম। আচ্ছা। হু, হু। আচ্ছা। <chuckles> হুম। একদম তাই। তো এই হাতে খড়িটা আসলে কে দিচ্ছিল? মানে অ বন্ধুরা যারা ছিল, তারাই আসলে রান্নাগুলো শিখিয়ে দিচ্ছিল? বা ওই যে ম্যাসে যে বা আপনি থাকতেন বলছিলেন, তো তারাই কি আসলে
ওখানে হ্যাঁ, হ্যাঁ। ওখানে গিয়েও আসলে হ্যাঁ। হুম। ওখানে গিয়েও কিন্তু আসলে একটা বেশ আ সমস্যার সম্মুখীন হয়েছিলাম। কারণ আমি তো রান্না করব না। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে আসলে চাপ, একরকমের চাপ রান্না আমাকে আসলে করতেই হবে। তো আ শুরুটা এরকমভাবে হয়েছিল, এক দিন আমার রান্না পড়ল। আমি তো আসলে রান্না জানি না। তো আমার একটা আ ওখানে আমার সাথে যে আসলে আ থাকতো আ রুমমেট, সে আসলে আমাকে একটুখানি সাহায্য করলো যে, "আজকে ঠিক আছে, আমরা ১ম দু দিন তোমাকে একটু দেখিয়ে, দেখিয়ে দেব, তার পরবর্তী সময়ে তোমাকেই রান্না করতে হবে।" তো এটা বলে সে আমাকে একটুখানি রান্নার কাজে সাহায্য করছিলেন। আ তো ওই যে সেই একটুখানি ১ম সাহায্য করে এম্নে হাতে, হাতে সাহায্য করা। তবে রান্না শেখার ব্যাপারটা কিন্তু আমার দেখা গিয়েছে আমি ফোনে, ফোনে ওখান থেকে বাড়িতে ফোন করে, করে তারপরে আসলে রান্নাটা শিখেছি। তো <chuckles> হ্যাঁ, হ্যাঁ।
উ হু। আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা। হু, হু। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। বাহ্! মার সাথে কথা বলে, বলেই আসলে সেখান থেকে শিখেছিলেন। চমৎকার। না, আমার কাছে যেটা, আপনার কাছে কি মনে হয়? বা আমার কাছে আসলে যেই জিনিসটা লাগছিল, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আপনার বাড়ির তে সবাই কিন্তু আসলে বেশ ভালো রান্না করে। তো আমার যেটা ধারণা, রান্নাটা করাটা আপনার রক্তের মধ্যেই ছিল। হয়তোবা সেভাবে প্র্যাকটিস করা হয়নি বলে <chuckles> সেভাবে করে আপনি অ্যা মানে ওভাবে শো করতে পারেননি। কিন্তু যখন শিখলেন, তখন নিশ্চয়ই রান্নাগুলো বেশ মজাই হতো?
হ্যাঁ, হ্যাঁ। একদমই হ্যাঁ। <chuckles> হবে হয়তো। এহ

আচ্ছা, চমৎকার। তো তখন আবার ঐখান থেকে মানে এক বার তো আপনি বললেন যে, আপনি একটা জায়গাতে থাকতেন, সেখান থেকে চলে আসলেন ঢাকাতে পড়াশোনা করছিলেন, তো বোন ম্যাসে থাকলেন, তারপরে আবার পড়াশোনা, উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য আপনি চলে গেলেন দেশের বাইরে। সেখানেই আসলে রান্নার প্রতি আসলে এক ধরনের আপনার ভালোবাসা তৈরি হলো। তো এটার কি কোনো স্পেশাল কোনো কানেকশন আছে, যে বিদেশে যাওয়ার পরেই আসলে কেন রান্না বারা? কারণ আগেও তো আসলে নিজেই রান্না করা, করা শুরু করেছিলেন ম্যাসে যখন থাকতেন।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখানে আসলে আস সত্যি একটা ব্যাপার আছে। কারণ ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম, যখন আমি ঐ যে ঢাকায় থাকতাম, তখন কিন্তু আমাকে আসলে মেসে থাকতে হত। ওখানে দেখা যাচ্ছে যে, এগ একসাথে আমরা প্রায় ১২ ১৩ জনের মতো ছিলাম। তো ঐ যে, যে সবার রান্নাটাই হচ্ছে গিয়ে আমাকে রান্না করতে হতো বা দেখা যাচ্ছে, ১২ দিন পরপর, একেকজন একেকদিন রান্না পড়তো, তো ওই যে, যে রান্না করার সময় কিন্তু আসলে নিজের পছন্দ বা নিজের যে, আ প এইগুলো সেই আ আমি যেটা চাইছি বা আমি যে ডিশগুলো আসলে পছন্দ করি, সেগুলো কিন্তু রান্নার ওরকম সুযোগ থাকতো না, মানে স্বাধীনতার ব্যাপারটা কিন্তু ওরকম ছিল না কারণ আ সবাইকে নিয়েই আসলে রান্নাটা করতো হুম, হুম।
হু, হু। হু, হু। হুম। উ হু, হু। উম আচ্ছা। আচ্ছা। কারণ সবার পছন্দ যেমনি হ্যাঁ, পছন্দ মিলিয়ে মিশিয়ে করবার একটা ব্যাপার ছিল। ওখানে নিজের ক্রিয়েটিভিটিও ইউস করার খুব একটা সুযোগ ছিল না। কারণ রান্না খারাপ হলে, একজন বন্ধুদের কটু কথা শুনবার এক ধরনের রিস্ক ছিল। হ্যাঁ! যেমনটা আপনি বলছিলেন, হ্যাঁ, আপনি বলুন।
ব্যাপার ছিল। হ্যাঁ। উম না, না। <chuckles> ওয়ে হ্যাঁ, হ্যাঁ ,অবশ্যই। এই ব্যাপারটা কিন্তু খুব ভাবে আসলে তখন একটা চাপের সৃষ্টি করতো। কারণ দেখা গিয়েছে যে এরকমও হয়েছে, তখন রান্না করতে গিয়ে কখনো, কখনো একটুখানি ভুল ভ্রান্তি হয়ে গিয়েছিল বা আমি আমার পছন্দ মতো রান্না করতে গিয়ে দেখা গিয়েছে যে, আ বাকিদের পছন্দ হয়নি। ব্যাপারটা আমার জন্য ভীষণ আ মানে আ চাপের ছিল এবং বেশ খারাপও লাগতো। তো এই যে, ব্যাপারটা এই ব্যাপারটা আসলে তখন ছিল না। যখন আমি আ দেশের বাইরে আসলে একা, একা আ তখন দেশের বাইরে যখন থাকি, তখন তো আসলে একা, একা রান্না করে খেতাম। নিজের রান্না, নিজের রান্নাঘর, নিজের আ রুম সবকিছু আলাদা ছিল। তো সেখানে একটা নিজের আলাদা রকম একটা স্বাধীনতা আধিপত্য কিন্তু তখন ছিল। তখন নিজের ইচ্ছে মত যা খুশি, তাই রান্না করতাম। বিভিন্ন ধরনের আ ডিশ এক্সপেরিমেন্ট করতাম। নতুন, নতুনটা আ শেখার চেষ্টা করতাম, হ্যাঁ, তো তখন এর ব্যাপারটা ঐজন্য একটুখানি বেশি আ মানে ভালো লাগতো।
উ হু। উ হু। হু, হুম। আচ্ছা। আচ্ছা। বাহ!

তো আ যেই কথা সেই কাজ আমার রান্না আসলো। তো সেদিন আমি মোটামুটি ২ দিন আগে থেকেই আ এটা বেশ একটু টেনশনেও ছিলাম যে নতুন একটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, যেহেতু নিজে যেচে আমি বলেছি যে আমি এটা আসলে করতে চাইছি। সেহেতু একটা চাপ তো অবশ্যই থাকে আলাদা করে। তো আমি মোটামুটি ২ দিন আগে থেকেই আ বাড়িতে খোঁজ খবর নিচ্ছি। তবে হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার ছিল। রান্নাটা কিন্তু আমি মার কাছ থেকে শিখি নাই। রান্নাটা আসলে আমার ভাই শিখিয়ে দিয়েছিল। তো আ ই ই হ্যাঁ, হ্যাঁ।
ওকে। প্রিপারেশন এক ধরনের নিচ্ছিলেন। <chuckles> হ্যাঁ। আচ্ছা। হুম। আচ্ছা। বাহ! চমৎকার। আপনার ভাইও তো তাইলে বোঝা হচ্ছে বেশ রান্নাবাড়ার ব্যাপারে এ এক্সপার্ট লোক।
হ্যাঁ ও তো রান্নাবাড়া নিয়ে পড়াশোনা করে মোটামুটি ও এমনিতে ১ম ছোট থেকেই বেশ রান্নার প্রতি একটা আগ্রহ। আ এরপরে রান্না-টান্না নিয়ে আসলে পড়াশোনা করেছে। তো সব মিলিয়ে ও ভালো রান্না করে। তো ওর কাছ থেকে আসলে আ শিখছিলাম। তো ও বলে দিল ও এইভাবে আসলে রান্না করলাম। তবে এইযে যে আসলে ১ম রান্নার অভিজ্ঞতাটা এই খিচুড়ি রান্নার অভিজ্ঞতাটা আ
ওহো! বেশ সুন্দর কিন হুম। আমি একটু এ আমি একটু জানতে চাই যে জিনিসটা সেটা হচ্ছে যে ১ম বার বন্ধুরা খাওয়ার পরে তাদের অনুভূতি কেমন হয়েছিল? মানে এটা কি মানে কটু কথা শুনতে হয়েছে নাকি বেশ আপনি লেটার মার্কস পেয়ে পাস করলেন? এই বিষয়টা আমি খুব ইন্টারেস্টেড শোনার জন্য।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, এটাই। <laughs> এটাই আসলে বলতে যাচ্ছিলাম। কারণ দেখা যাচ্ছে যে রান্নায় তো একটা চাপ ছিলই। আ একদম সর্বোচ্চ লেভেলের চাপ ছিল। কারণ এতগুলো মানুষ খাবে তো সেক্ষেত্রে তো এক্সট্রা চাপ বাড়তি চাপ থাকেই। তো ঐটা আ ওই সেই চড়াই-উতরাই পার করে যখন আসলে রান্নাটা শেষ করলাম আ সবচাইতে মজার ব্যাপার ঘটেছে যখন রান্নাটা আসলে আ সবাই খাচ্ছিল, হ্যাঁ? আ কারণ বন্ধুরা ম মোটামুটি ১৪ জন আরো সেদিন ২ ৩ জন গেস্ট ছিল। তো সব মিলিয়ে প্রায় ওরকম ১৮-১৯ জনের মতো একটা ব্যাপার। হ্যাঁ আমি তো হ্যাঁ আমি তো মোটামুটি মনের ভিতর ভয়ে, ভয়ে রয়েছি, আতঙ্কে রয়েছি জ কি না কি হয় <chuckles> তো কি হলো আ যখন আসলে সবাই রান্নাটা টেস্ট করলো আ তখন ১ম দিকে না আ কথা বলছিল না কেউ। আমি বললাম যে, "কি হলো?" আ মনে হয় খুব খারাপ ব্যাপার হয়েছে হ্যাঁ ঘটেছে। ভয় আরো বাড়ছিল।
হ্যাঁ, হ্যাঁ। হুম। <chuckles> হুম। হুম। হুম, হুম। বাহ! সতেরো থেকে আঠারো জনের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <laughs> আচ্ছা। হুম। আচ্ছা। <chuckles> আশঙ্কা কাজ করছিল আপনার ভিতরে।